সম্প্রতি আসলে আমি জি বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু একটু আমার দিনগুলো আ আসলে খারাপই যাচ্ছে। বিশেষ করে মন খারাপের ভেতর দিয়েই কিন্তু আমার দিনগুলো পার হচ্ছে এবং সেই সাথে কিন্তু উম একটা হতাশাও নিজের ভেতরে কাজ করছে। আ মানে কি করব না ক
আচ্ছা।
করবো, কিছুই কিন্তু আসলে বুঝতে পারছি না। অ্যা সবসময় কিন্তু একটা উদাসীনতা, আ উদাসীন ভাবে কিন্তু আমার দিনগুলো পার হয়। বিশেষ করে দিন রাত যেটাই আসলে বলি না কেন। এখন কেন জানিনা একটু বেশি মন খারাপের ভেতর দি
জি, জি।
দিয়ে কিন্তু আমার দিনগুলো আসলে পার হয়।
আসলেও মানে আপনার কথায় বোঝা যাচ্ছে যে আপনি আসলে খুব ক্লান্তিতে ভুগছেন এবং আসলে আপনার যে একটা হতাশা দিয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার ছ কথায় স্পষ্ট ভেসে উঠছে। কিন্তু আসলেও একটু আসলে যদি আমাকে ভেঙে বলতেন যে কী কারণে বা কী মানে কী ঘটেছে আপনার জীবনে? যার কারণে আপনার দিনগুলো এরকম যাচ্ছে। যদি বলতেন তাহলে আমি আপনাকে একটু সহযোগিতা করতে পারতাম বিষয়টাতে।
একদম, একদম। আসলে অ্যা এমন হয়েছে বেশ কিছুদিন যাবত যে আ আমি কিন্তু আসলে একটা কাজে, অ্যা বিশেষ করে হচ্ছে একটা কোম্পানিতে আসলে অ্যা চাকরি পেয়েছি। কোম্পানির একটা private company র অ্যা অ্যা job. তো সেক্ষেত্রে কি হচ্ছে যে উম আমার কিন্তু আগে থেকেই একটু অভ্যাস ছিল যে মানে phone scrolling করা। তো আমি যেহেতু একেবারেই নতুন আ এবং এর আগে কিন্তু কখনো চাকরি-বাকরি কিছুই কিন্তু করি নাই।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা।
তো সেক্ষেত্রে আমার কিন্তু এখনও কিছু অভ্যাস আছে যেগুলো আমি আসলে ত্যাগ করতে পারছি না। তো তার ভেতরে একটা অভ্যাস হচ্ছে যে আমি যখনই আসলে অফিসে থাকি বা আ কোন একটা কাজের ভেতরে দেখা যাচ্ছে যে ব্যস্ত থাকি। তো
আচ্ছা।
আ আমার সাথে আ মানে আমি কিন্তু আসলে অ্যা মানে অফিসের যে laptop ওই laptop এও কিন্তু অ অ মানে আমি হচ্ছে আমার অ্যা Facebook টা আসলে অ্যা login করা আছে এবং আ আমার mobile ও কিন্তু পাশে থাকে। তো সেক্ষেত্রে আসলে বিষয়টা কি হচ্ছে যে হচ্ছে ইয়া হুট করে কোনো notification আসলে অথবা মানে কোনো একটা sound মানে Messenger এই কোনো একটা দেখা যাচ্ছে message এসেছে, phone loud, loud এ থাকলে কিন্তু সে
আচ্ছা।
sound টা আসে। তো এই type এর আসলে sound অথবা notification এ কিন্তু আমার আ মানে কাজের অ্যা দিকটা আসলে হারিয়ে যায় এবং আমি কিন্তু আসলে phone এ দেখি যে কি notification এসেছে অথবা আ আমার যে desktop ওখানেও কিন্তু আমি
একদম, একদম।
দেখার চেষ্টা করি যে কি এসেছে notification, তখন কিন্তু আসলে কাজ না করে আমি দেখা যাচ্ছে যে অ্যা আমি scrolling করতে ব্যস্ত হয়ে পড়েছি অথবা কেউ কোনো message দিল, আমি সেই message এর reply দিতে ব্যস্ত হয়ে পড়েছি। তো এভাবে আসলে বেশ কয়েকদিন যার পরে আমার অফিসের অ্যা boss কিন্তু এটা খেয়াল করেছে। আসলে অ্যা boss খেয়াল করেছে নাক
আচ্ছা, আচ্ছা।

ছে যে আপনার কথা শুনে, আ এটা করা সম্ভব। আ আপনি আসলে যেটা বললেন, যে হচ্ছে মানে যে মানে ঘন, ঘন আসলে notification check না করে, <sniffs> অ্যা মানে একটু অ্যা নির্দিষ্ট time রেখে বিরতি নিয়ে, নিয়ে কাজের ফাঁকে কিন্তু আমি আমার notification বা আমার ডিবা
একদম।
device টা আমি হাতে নিতে পারি বা একটু scrolling করতে পারি। সেটা হয়তোবা আমাকে আমার নিজেকে refresh করার জন্য। কিন্তু মি আমি যদি বারে, বারেই করি তাহলে কিন্তু ওই যে অ্যা আ মানে অফিসের boss কিন্তু আমাকে warning দিয়েছে। তো সেক্ষেত্রে একদম, একদম চোখেও পড়ে যাব আবারও।
একদম। আবার চোখেও পড়ে যাবে।
তো সেক্ষেত্রে, অ্যা আমার কেন জানিনা মনে হচ্ছে যে আপনার এই কথাগুলো আ আমার কাজে লাগবে। তো এক্ষেত্রে আর কি কোন বিষয় আছে যে যেটাতে আমি আসলে ওইভাবে মানে notification আসলে আমি আমার অ্যা কাজ থেকে আসলে মানে বিরত না হই বা বিভ্রান্তিকর কোন পরিস্থিতিতে আসলে না দাঁড়াই তো?
জি, জি। অবশ্যই, অবশ্যই। দেখুন একটা কাজ কিন্তু
এরকম কোন পরিস্থিতি থা থাকলে আমাকে আসলে জি

নেই যে আমার আ laptop থেকে থেকে অ্যা কিন্তু অফিসের laptop থেকে কিন্তু আসলে আমার Facebook টা যদি আমি সরিয়ে দেই তো সেক্ষেত্রেও আমার অ্যা কাজে অ্যা মনোযোগ বস বসবে এবং অ্যা মানে অফিসে যে এই যে বসের চোখে পড়ে গেছি, এটা থেকেও হয়তোবা আমি অ্যা রেহাই পেয়ে যাব। আমার কেন জানিনা আপনার এই কথাগুলো শুনে মনে
একদম।
হচ্ছে যে এগুলো আ আসলেও কিন্তু আমার জন্য বেশ একটা কার্যকরী অ্যা উপায় হয়ে উঠবে। তো যাই হোক, অ্যা আপনার অ্যা আপনি যে আসলে উপদেশগুলো দিলেন এইগুলো শুনে কিন্তু আমার খুবই ভালো লাগলো এবং এগুলো কিন্তু আমি আসলে মেনে চলার চেষ্টা করব, অ্যা
জি। চমৎকার!
এবং সেই সাথে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি ভালো থাকবেন।
আপনাকেও অনেক, অনেক শুভকামনা এবং আমি খুব আশ্বাসবাদী যে আপনি আসলেও পারবেন আপনার এই সমস্যাটা থেকে বের হতে। আর কখনোই হতাশ হয়ে পড়বেন না। সব কিছুরই সমাধান আছে। তো নিজের খেয়াল রাখবেন এবং সুস্থ থাকবেন। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ।
হু, হু।

এ হ্যাঁ, আমার কাছে কেন জানিনা মনে হচ্ছে যে, এ এটা করা আসলেও সম্ভব হবে। উম বিশেষ করে আপনি যে অ্যা মানে কথাটা বললেন যে হচ্ছে এই যে অফিসের যে, অ্যা ল্যাপটপ অথবা ডেস্কটপে আমার কিন্তু হচ্ছে অ্যা মানে এক Facebook টা লগইন করা। তো সেক্ষেত্রে অব অবশ্যই আপনি যেটা বলেছেন, অবশ্যই একটা সঠিক কথা বলেছেন, যে হচ্ছে এটা অফিসের একটা আ আ মানে অফিশিয়াল গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো সেক্ষেত্রে সেখানে কিন্তু আমার আ মানে Facebook লগইন করাটা আসলেও অ মানে অ্যা সাজে না। তো সেক্ষেত্রে আমি অ্যা ওখান থেকে বের হয়ে আসলে কিন্তু আমার নিজের কাজেও মনোযোগ বসবে এবং যে হচ্ছে সেই সাথে অ্যা মানে অন্যান্য যে বিষয় যে যে হচ্ছে আপনি যেটা বললেন যে অ্যা মাঝে, মাঝে আসলে বিরতি রেখে, রেখে যদি আমি আমার অ্যা ফোনের নোটিফিকেশন গুলোতে মানে দেখি তো সেক্ষেত্রে আমি নিজেও আসলে একটু অ্যা রিল্যাক্স হবো বা অফিসের এই যে সবার চোখে পড়ে গেছি এটা থেকেও হয়তোবা মুক্তি পেতে পারি।
চমৎকার! একদম। জি, জি। হুম। পার পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস আপনাকে একটু বলব, সেটা হচ্ছে দেখুন, আ আপনি যখন একটা অফিসে ঢুকবেন মোবাইলে তো এখন দেখা যাচ্ছে বা ফোনে অনেক settings থাকে, হ্যাঁ? যে এতটা থেকে এতটা পর্যন্ত আপনাকে যেন কোন বিরক্ত না করা হয় এবং এতটা থেকে এতটা পর্যন্ত যেন খুবই গুরুত্বপূর্ণ মানুষের কলেই আপনার ফোনে ঢোকে। তো এরকম করে setting টা যদি একটু সাজিয়ে নেন যে, আপনার বিরতির সময়টা আপনার ফোন আপনাকে নিজে থেকেই বলবে যে এখন একটু বিরতির সময় হয়েছে তো বিরতিটা আপনি নিতে পারেন। তো এরকম করে setting সাজিয়ে রাখলেও দেখা যাচ্ছে এই যে ফোনের প্রতি যে একটা ঝোঁক বা আপনি অপেক্ষায় থাকবেন যে আপনার ফোনে notification বাজবে, সেই অপেক্ষাটার কিন্তু আর তখন অভ্যাসটা আস্তে, আস্তে একটু চলে যাবে এবং আপনিও একটা সংকোচ বোধ করবেন যে, আপনাকে আসলে কেউ বিরক্ত করছে না বা আপনি আসলে চাচ্ছেন না। আপনার মস্তিষ্ককে শিখাচ্ছেন যে এখন কাজে এসেছি কাজ করব। তো এটা করলেও কিন্তু আপনি অনেকটা এই notification এর ভয়টা থেকে আপনি কিন্তু বের হতে পারবেন এবং এটার মাধ্যমে কিন্তু এই যে আশেপাশের লোকজন যারা আপনার উপর নজরদারি করছে বা boss যিনি আপনাকে বলে দিয়েছে, warning দিয়েছে সেও কিন্তু দেখবে যে আপনি ফোনটা কিন্তু পারতেও হাতে নিচ্ছেন না। তো এইটার মাধ্যমেও কিন্তু আপনি অনেকটা আসলে আপনার এই চিন্তাটা থেকে মুক্তি পেতে পারেন।
আ হা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আ হা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমার কাছে কিন্তু আ আসলেও এরকমই মনে হচ্ছে। বিশেষ করে উম আপনি যে কথাটা আসলে বললেন, যে ফোনে কিন্তু আমি একটা আ মানে অ্যালার্ম সিস্টেম করে রাখতে পারি, অ্যা যে যেখানে অ্যা মানে সেটা হোক কয়েক ঘণ্টা পর বা একটা নির্দিষ্ট টাইম পরে যদি হচ্ছে সেই অ্যালার্মটা বেজে ওঠে তখনই কিন্তু আমি আসলে বুঝবো যে, হচ্ছে আমার কিন্তু এখন বিরতি নেয়ার অ্যা সময় হয়েছে এবং সেই সাথে কিন্তু আপনি আরও, ও কিছু কথা বল
একদম। একদম।